আসলে আ আমি কিন্তু ব্যক্তিগতভাবে অতগুলো social platform use করি না। যেটা আসলে আমার কাছে সহজ হয়। আ সেক্ষেত্রে আমি সেটা ব্যবহার করি। যেমন LinkedIn এর বিষয়টা বললেন। লি এ দেখা যাচ্ছে যে অনেক ভেরিফাইড আ এখানে আ অনেক কিন্তু এখানে ভালো, ভালো, কিন্তু আসলে দেখা যাচ্ছে কোম্পানির সাথে কিন্তু এই LinkedIn এর সাথে, LinkedIn কিন্তু আসলে তাদের অ্যাকাউন্ট রয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে আ প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আ মানে ভালো, ভালো, কাজ করতে গেলে অবশ্যই পাসপোর্ট ভেরিফাই হতে হয়। আ আমি দেখেছি এটা একটা অপশন রয়েছে LinkedIn এ। তো সেক্ষেত্রে এটা একটা তো বিশ্বস্ত অর্জন করতেই পারে। কারণ এখানে পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে। অবশ্যই সেখানে কেউ যদি কোন অ্যা ভেজাল করতে চায় বা কোন সমস্যা করতেও চায়। হ্যাঁ, সেখানে কিন্তু তার আ উম ডিটেক্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক পড়তে পারে। তো এই যে এটা কিন্তু একটা নির্ভরতার জায়গা। তো সেরকম আসলে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার কথা বলি যেমন Facebook এর কথা বলি। Facebook টা কিন্তু এইভাবে তাদের আসলে আ একটা ভেরিফিকেশন সিস্টেম আনছে। আইডি ভেরিফিকেশনের কিন্তু সেটা কিন্তু
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ একদম ঠিক কাজ করেন। অবশ্যই, অবশ্যই। একদম ঠিক বলেছেন। হ্যাঁ। বা ভুয়া তথ্য ছাড়াইতে চায়। অবশ্যই। না, না। এমন কোন স ভালো সিস্টেম আসলে ফেসবুকের এর ক্ষেত্রে নেই। জি, তারপরে বলছিলেন।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ এইটা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে, আ ওই আ আইডি ভেরিফিকেশন একটা অপশন পাইছি আমি, কিন্তু এটা আসলে কার্যকরী হয় না। আসলে আ দেখা যাচ্ছে অন্যর আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট ইউস করা যায়। মানুষ ১০ টা করে অ্যাকাউন্ট খুলে, কোনো সমস্যা পড়ে না। কিন্তু সমস্যাটা হলোই এখানে। কারণ ওই যে একটা অ্যাকাউন্ট আদ আ আসলে খুলতে পারতেছে। একটাই আইডি দিয়ে কিন্তু ওই আইডি দিয়ে আরো অনেক অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট আইডি ভেরিফিকেশন ছাড়াও কিন্তু অ্যাকউন্ট খুলতে পারতেছে। তো সে কারণে মানুষ কিন্তু যখন যেখানে দরকার অ্যাকাউন্ট খুলতেছে। খুলে যার যেরকম ব্যবহার করার দরকার ব্যবহার করতেছে। হ্যাঁ। <chuckles> জি, জি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে এই যে কোন নির্দিষ্ট সীমা ধরা বা এই যে কোন বাধা নিষেধ নেই এই ব্যাপারটার কথা বলছেন আপনি। তো আপনার জি, জি, বলুন?
জি, জি, জি। এইটা থাক হ্যাঁ। মানে এটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে, অনেক কিন্তু খারাপ কিছুর সম্মুখীন হতে হচ্ছে। ওই যে অ ফেক নিউজ তারপরে ওই যে বিভিন্ন টাইপের আ স্ক্যামিং হ্যাঁ এইটা কিন্তু হচ্ছে কিন্তু। জি।
একদম ঠিক। হ্যাঁ গুজব আছে। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন স্ক্যামিং। একদম। তো এই যে অ্যা মানে অনলাইনের এত সম্ভাবনাময় একটা জায়গা এবং সোশ্যাল মিডিয়া তে এই যে ভুয়া জিনিসগুলা হচ্ছে আপনি স্ক্যামিং এর কথাও বলছিলেন। এইটা কি আপনার কাজ বা আপনার দৈনন্দিন যে ব্যবহার আছে বা বিশ্বস্ততার একটা জায়গা আছে, সেইখানে কি এ মানে, এই ধরনের জিনিসগুলা কোন প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ। হু, হু।

আসলে আ সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করতাম না, তখন তো অনেক বিষয় বি আমি জানতামই না, যে আসলে আ আ কোন জায়গায় কি কাজ হচ্ছে? যেমন ঐ যে বললাম, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আসলে কাজও পাওয়া যায়। অনেক কাজ আমরা পেয়েছি। তো দেখা যাচ্ছে যে, অ এই কাজগুলো কিন্তু পাইতাম না। কেমন হইতো? যে, অনলাইনে কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট আসে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন আসলে আ উম লক্ষ্য যে, যে তারা আসলে আ এমন, এমন একটা পদবী দিলো যেইটা আমার দরকার। তো সেক্ষেত্রে দেখা যেত যে আমরা কিন্তু অনলাইনে আ বিভিন্ন CV-TV জমা দিয়ে আসলে এপ্লাই করলে, সেটা আসলে যদি আ তারা আমাদেরকে স্কিলটা অনুযায়ী পারফেক্ট থাকে, সেটা কিন্তু আমরা কিন্তু আ পারফেক্ট এপ্লাই করতে পারতেছি। কিন্তু আগেরকার স জমানায় কিন্তু এরকম হইতো যখন সোশ্যাল মিডিয়া ছিল না। দেখা যেত যে, পত্রিকা-পেপারে কিন্তু আ দেখা যেত চাকরি নিয়োগপত্র। <chuckles> তো দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে, <chuckles> বেশিরভাগ হইতো কি? আমার এক ফ্রেন্ড, একটা ঘটনা বলি। আমার এক ফ্রেন্ড এই এই চাকরি নিয়ে দেখে যে দেখছে সেলারি ৳২৫,০০০ সেই সময়। আ ওইতো পুরা একবারে লোভে পড়ে গেছে, কি ব্যাপার? HSC যোগ্যতা আবার পঁচিশ হাজার টাকা বেতন মাসে। এইটা কিন্তু ছাড়া যাবে না। তো সে আসলে লোভে পড়ে আ গেছে, যাওয়ার পরে অ্যা তাকে বলছে যে, ডিরেক্ট করতে হবে, এই করতে হবে সে করে তার কাছে মিনিমাম আ ৳৫০,০০০ মত খাইছে। খাওয়ার পরে চাকরি দেয়ার কথা বলে তাকে আ মানে পুরা ধোঁকা দিয়ে, পুরা অফিস-টফিস পরে যেয়ে অ্যা প শুনে যে এটা অফিস নাকি ভাড়া নিয়েছিল কয়েকদিনের জন্য। তো এই যেভাবে ধোকা। তো এইটা কিন্তু <chuckles> জি, জি।
আচ্ছা, আচ্ছা। একদম। হ্যাঁ, হ্যাঁ। একদম, ঠিক। বুঝতে পারছি। এইটা ঠিক, ঠিক বলেছেন। অনেক ঝামেলা, জটিল প্রসে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। ও! আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বিরাট ব্যাপার। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। ওরে বাবা! বিরাট ব্যাপার! এটা আহহা! খুব এইটা খুবই দুঃখজনক যে আপনার বন্ধুকে এমন একটা কষ্টকর এবং নেক্কারজনক ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে। তো এটাকে পাশে রেখে আমি একটু জানতে চাই, যে সোশ্যাল মিডিয়াতে আপনি যে কাজ করছেন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার কাজের জায়গায় কিছু মূল্য যোগ করছেন। এটা তো নিশ্চিত। এখন এই সোশ্যাল মিডিয়ারও কিন্তু অনেক টুল আছে। হয়তোবা আপনি আপ আপনার কোনো একটা জিনিস আ স schedule করার জন্য বলেন বা হয়তোবা আপনি একটু গবেষণা করার জন্যে বা রিসার্চ করার জন্যে, এই ধরনের কোনো টুল কি ব্যবহার করেন বা উম অ্যা পরিচয় আছে আপনার এই ধরনের কাজের সাথে?
হ্যাঁ। হু। হু, হু। অবশ্যই।